আসলে ব্যাপারটা হলো কি যে, ভিটামিন এর কথা যদি আমি বলি আপনি যেমনটা বললেন না যে, ভিটামিন তো বিভিন্ন প্রকার এবং একেকটা খাদ্যে কিন্তু একেক রকমের ভিটামিন উপাদান আছে। তো আমি যেটা করি কি সিজেনালি যে, সবজিগুলো, শাকগুলো বা ফলগুলো এটা যদি আমরা প্রত্যেকটা সিজন আমরা হয়তোবা একসাথে সব ভিটামিন কিন্তু নিতে পারব না। কিন্তু বছরের যেকোনো সময়ে যদি আমরা অন্তত এই জিনিসগুলোকে নেই, তো একটা শরীরের কিন্তু মানে যে, প্রয়োজন এটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, তাই না? যেমন একদম কম দামের কথা যে, যেহেতু বলে গেল একদম লাল শাক থেকে শুরু করে আমাদের পুঁই শাক প্রচুর পছন্দ। এটার মধ্যে ভিটামিন থাকে, মানে সবুজ যেকোনো কিছু, হুম। এখন সবুজ শাক বের হয়েছে, বিশেষ করে আমার তো এই যে, কচুর লতি এবং যে, কচুর যে, একটা মানে এটাকে কি বলে আমাদের এদিকে এটাকে ওড়াই কচু বলে থাকে, আলুর মতো, হ্যা। এটাই কিন্তু আমার খুব প্রচুর ভালো লাগে, হ্যা। পাশাপাশি পেয়ারা বা পেয়ারা কিন্তু অনেক কম দাম, দেখা গেল আপনি ৪০০ টাকা দিয়ে ১ কেজি আপেল আমি তো ৳১০০ বা ৳৮০ হইলে ১ কেজি পেয়ারা পেয়ে যাই। <laughs>
হুম, হুম। হ্যা। জ্বি। হু, হুম। অবশ্যই না। হু, হুম। হ্যা, হ্যা। জ্বি। আচ্ছা। হ্যা, হ্যা। আচ্ছা। হ্যা, হ্যা। জ্বি, জ্বি, জ্বি। এটা কিন্তু চমৎকার কথা বলেছেন এবং আ পেয়ারাতে কিন্তু তুলনামূলক সবচেয়ে বেশি প্রোটিন থাকে অন্য যে, কোন ফলের তুলনায় তার সঙ্গে ভিটামিন সি এরও আ মানে রানি বলা যায় পেয়ারাকে। অনেক পুষ্টিকর একটা খাবার যেটা মানুষ জানেই না এবং এত আ সস্তাতে তুলনামূলকভাবে যে, বিদেশী ফল যেগুলো আছে আপেল, কমলা, মাল্টা এগুলোর থেকে কিন্তু পেয়ারাতে ভিটামিন সি টাও বেশি থাকে, তার সঙ্গে আবার আ প্রোটিনের পরিমাণটাও কিন্তু সাধারণত ডাক্তাররা বলেন যে, ব এর মধ্যে বেশি থাকে। তো এই যে, আ এসব খাবারগুলো আ অনেক সময় দেখা যায় যে, আমরা বাজার থেকে যখন আ কিনে আনেন, তখন মাছ কিংবা মাংস এ ধরনের প্রোটিন খাবারগুলো এগুলোকে কিভাবে টাটকা রাখার জন্য কিংবা সংরক্ষণের যে, ব্যবস্থাটা, সেটা কিভাবে করেন, যেন বেশিদিন টাটকা থাকে?
হ্যা, হ্যা। জ্বি, জ্বি। <chuckles> বেশি থাকে, জ্বি। হ্যা। আসলে, জ্বি, জ্বি। এখন তো ফ্রিজিং, এ প্রত্যেকটা বাসায় ফ্রিজ আছে। কিন্তু আমি আবার কি করি জানেন! ওই যে, ফ্রিজের খাবার বেশিদিন ফ্রিজে থাকলে আমার না ভালো লাগে না। এবং আমি সেদিন একটা বইয়ে পড়লাম যে, বেশিদিন ফ্রিজে রাখলে, খাদ্যের গুণগত মানও কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি কি যে, যদি একটু কষ্টও হয়, অন্তত ঘন, ঘন বাজারে যাই। মানে দেখা গেল টাটকা জিনিস কিনে এনে সর্বোচ্চ ১ ২ দিন রাখলাম আবার বাজারে গেলাম। দেখা গেল অফিসে যাই, আসার সময় একটা জায়গায় একটা কিছু পাইলাম নিয়ে চলে আসলাম, হ্যা। হয় না অনেকে ১ মাসের বাজার ১ দিনে করে কিন্তু পুরা ফ্রিজ ব্লক করে রাখে, আমার কিন্তু এটা ভালো লাগে না।
হুম। হ্যা। জ্বি, জ্বি। হ্যা, হ্যা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, জ্বি। <chuckles> সেটাই।